আমি না বেশ একটা চাপের মধ্য দিয়ে আ আছি আরকি। <smacks lips> আর চাপটা বলা যায় যে ঠিক দ্বিধাজনিত কারণে যে আসলে ঠিক বুঝে উঠতে পারছি না। আ কিভাবে কি করলে আসলে ভালো হবে বা কিভাবে কি করব এই বিষয়টা আসলে আমি কোনোভাবে আরকি বুঝে উঠতে পারছি না তো। আর এমন একটা ব্যাপার না আমি একটু ভয়ে আছি যে পরিবার বা বন্ধু-বান্ধবের সাথে যদি বিষয়গুলো নিয়ে কথা বলি আ বন্ধু-বান্ধব তো আসলে এই বিষয়টাকে সবসময়ের জন্য ইতিবাচকভাবে নিবে। আবার তাদের ক্ষেত্রে হয় কি যে তাদের যে প্রত্যাশাটা সেটা কিন্তু আসলে তুলনামূলক বেশি থাকে। আর পরিবারের ক্ষেত্রে যদি বলতে যাই তো তারা বলে যে "দেখো তোমার যেটা আসলে ভালো মনে হয়।" মানে এমন একটা কথা বলে দিবে। এখানে আসলে ২য় কোনো প্রশ্ন করা বা কোনো আসলে যুক্তি নিয়ে আসার ক্ষেত্রটা আসলে আমি খুঁজে পাই না আরকি। তো যার জন্য বলা যাই যে আপনার সাথে আরকি কথা বলা। তো আপনি যদি আমাকে একটু শুনে বলতেন যে এই পরিস্থিতিতে আসলে আমার কি করা উচিত তাহলে ভাই বেশ উপকৃত হতাম আরকি। তো আপনি একটু বলেন আমাকে যে কি করব এমন অবস্থায়? জি ভাই।
আচ্ছা। হ্যাঁ। হুম। জি। হুম। অবশ্যই। হুম। জি, আসলে আমি বুঝতে পেরেছি। আসলে আপনি একটা ব্যাপার নিয়ে বেশ চিন্তিত আ এবং আ অনেক সময় সিদ্ধান্তহীনতায় ভুক্তে হয়। তো এই জিনিসটা আসলে আ আরেকটু বিস্তারিত কি আমাকে বলা যায় যে আসলে কোন স্পেসিফিক বিষয়টা নিয়ে আপনার এমন ঘটনা ঘটে?
হ্যাঁ। হুম <smacks lips> এ ব্যাপারে আসলে যদি বলতে চাই বিস্তারিত তাহলে বিষয়টা অনেকটা এমন। আমি না ভাই আ একটু shopping করব। কারণ সামনের আসলে শীতকাল আসছে। কারণ শীতকালে তো আ পোশাক তো লাগেই শীতের জন্য। আর শপিং করার জন্য হচ্ছে কি আমি বি আমি না আমার বাজেটটা আসলে ভাই একটু তুলনামূলক আরকি কম। মানে আ যেটা হয় কি যে <smacks lips> এখন যদি আসলে আমি নাম্বারে বলি তাহলে আপনার শীতের যে বা শপিংটা শীতকালীন সেটার জন্য কিন্তু আরাউন্ড আপনার ৳৫০০০ বাজেট আসলে একটা আ অস্বাভাবিক। মানে ওই যে export brand গুলো সেগুলো সেগুলো কিন্তু আসলে লেগে যায়। তবে আমার বাজেটটা আসলে তুলনামূলক আরকি তার থেকে প্রায় আপনার ৬০% কম ভাই। তো এখন যে আসলে আমি কিভাবে এই যে কম বাজেটের মধ্যে যে আসলে আব ভালো একটা পোশাক কিনতে পারবো যেটা আসলে আমার আ শীতকে আরকি আটকাবে সাথে আমাকে আমার আ mainly ভালো লাগ আ কি বলে যে? ঠকবো না এক কথায় এটা দীর্ঘমেয়াদীও হবে। মানে এরকম আসলে একটা ব্যাপার খুঁজছিলাম যেখানে আসলে যে ব্যাপারটা নিয়ে আমি ভাই আ বেশ একটু আ সন্দিহান যে আসলে আমি কিভাবে এত কম টাকা দিয়ে আসলে আ পোশাকটা কিনতে পারি আরকি? তো এই ব্যাপারটা যদি আসলে আমাকে বলতেন আরকি। জি ভাই।
হু, হু। আচ্ছা। হ্যাঁ। জি। হুম। জি। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। আসলে বুঝতে পেরেছি ব্যাপারটা। তার মানে আপনার মূলত আ আপনি যে বিষয়টা নিয়ে বেশি আসলে চিন্তিত বা সিদ্ধান্তহীনতায় ভুগছেন, সেটা মূলত আপনার কম বাজেটে কেনাকাটার ক্ষেত্রে specially আপনার dress টা। যেমনটা বলছিলেন যে শীতকালের আপনি কিছু জামাকাপড় কিনতেও চান। তো আপনি কি আসলে সবসময় brand new জামাকাপড়ই খোঁজেন, বা এটাই কি কিনতে চাচ্ছেন? নাকি এর মধ্যে আসলে আপনি কোনো used product বা অনেক সময় quality control থেকে যেগুলো আসলে উম বাদ পড়ে যায় এমন পোশাক হলেও আপনার চলবে? উম হুম।
হ্যাঁ। হুম, জি। হ্যাঁ। হুম, জি। হুম, আচ্ছা, আ মূলত আসলে <coughs> আমি যে ধরনের আ পড় মানে পোশাকগুলো আরকি কিনি আ সেগুলো অনেকটা কেমন জানেন তো? আ used না। তবে ওই যে quality defect এর কারণে আসলে export যে export যে আ product গুলো বলে বিশেষ করে ঐ যে আ দেখবেন যে অনেক shirt বা pant এর ক্ষেত্রে হয় কি? আপনার আ এমন ছোট ক্ষুদ্র একটা defect থাকে আ সেটা আসলে ধরা যায় না বা আপনার রঙের কারণে কোন জায়গায় বা কোন একটা সিলাই আসলে ঠিকমত না হওয়ার কারণে না আ ওই, ওই product টা আসলে আপনার অনেক সময় আরকি আ রা রিজেক্ট করে দেয়। মানে international যে আ ট্রান্সপিয়ার থাকে <smacks lips> ওইখান থেকে আসলে reject করে দেয়। তো আ ওই জাতীয় আসলে আমি পণ্যগুলো কিনি। এতে করে হয় কি? আমার কিন্তু এই যে আ আমি প্রায় ৳১০০০, ৳১২০০ র মধ্যে ভালো, ভালো shirt পেয়ে যাই। তো এক্ষেত্রে আমি ওই একই জিনিস যখন আসলে আমি শীতকালীন পোশাকের দিকে আসলাম না ভাই, তখন দেখলাম যে বিষয়টা তুলনামূলক আরকি দাম আর একটু বেশি আরকি যে আ আমার বাজেট আরকি around ৳৫০০০ ৳৪৫০০, ৳৫০০০ রাখা লাগছে। তো এমন অবস্থায় যে এটা আসলে আমি কম বাজেটে কিভাবে কি করতে পারি। আ এই ব্যাপারটাই আসলে আমি বুঝে ওঠার চেষ্টা করছিলাম। আর এটাই আসলে খুঁজছিলাম যে কম বাজেটের ভিতরে যে আমি কিভাবে আরকি ভালো পণ্য কিনতে পারি? সেই বিষয়টাই আসলে আমি একটু সন্ধিহান আরকি, জি ভাই।
জি। হ্যাঁ। উহু। জি। হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। আপনি এমনি normally আসলে কোথা থেকে কেনাকাটা করেন? মানে online এ নাকি আপনার পছন্দের যে দোকানগুলো মানে brand এর product কি আপনি খুঁজেন নাকি আপনি আসলে কম বাজেটে যেকোনো ভালো মাল হলেই আপনার আসলে চলে এমন কিছু?
অ্যা হ্যাঁ। <smacks lips> দেখেন, আ আমি আসলে সাধারণত আ পোশাক কেনার সময় ভাই দোকান থেকে কেনাটা সবথেকে বেশি আরকি স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ এতে করে হয় কি? আপনার ওই যে আপনার অনলাইনে দেখে আসলে আফসোস যে করার যে ব্যাপারটা সেটা আসলে আমি করতে চাই না কোনো সময়ের জন্য যে একটা পণ্য কিনলাম, ওটা আদৌতেও ব্যবহারযোগ্য কিনা সেই বিষয়টা নিয়ে আসলে আমি একটু সন্দিহান থাকি আরকি। বিশেষ করে তো যার কারণে আসলে আমি আ একটু মানে ওই যে আ দোকানে যেয়ে আসলে কেনার চেষ্টা করি। আর দোকানগুলো সাধারণত আসলে একদরের হয়ে থাকে। তো আ বলা যায় যে আ পরিচিত দোকানই তবে একদরের হওয়ার কারণে না দরদামটা আসলে করতে পারি না। তবে হালকা পাতলা আসলে যে discount এর যে ক্ষেত্রটা তারা আসলে রাখে। আ মানে ওই যে মানে সম্মান রক্ষা করার আসলে যে ব্যাপারটা বলা যায় অনেক ক্ষেত্রে। তো এরকম আসলে একটা ব্যাপার হয় তাদের ক্ষেত্রে আছে। তবে আমি না ভাই আ এখানে আসলে খুব বেশি একটা স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না। কারণ দেখা যাচ্ছে যে আমাকে যদি 50% ও discount দেয় তাও আসলে আপনার ওই যে বাকি ১০% আসলে এখন আমার কম আছে। তো <smacks lips> শীতের পোশাক বলতে কি? শুধুমাত্র একটা ঐযে কি বলে? যে jacket এই জাতীয় একটা আসলে কিনলে হয় না। দেখা যায় যে একটা প্যান্টও কেনা লাগে সাথে মানে ওই যে একটা combo নেয়া লাগে ভাই। তো এক্ষেত্রে আসলে আপনি আ যদি আসলে একটু ব্যাপার বলতেন, আ অবশ্যই আমার ইউজড প্রোডাক্ট নিয়েও সমস্যা নেই। আমি সেটাও আসলে ব্যবহার করতে পারি। তবে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না যে আসলে আমি কিভাবে কোথা থেকে আ কিনলে বিষয়টা আসলে আমার জন্য ভালো হবে আরকি ভাই। <smacks lips> তো এই ব্যাপারটাই আসলে জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, ভাই।
আচ্ছা। জি। হুম। জি। জি। রাইট। হুম। জি, আসলেই। হুম, বুঝতে পেরেছি আসলে ব্যাপারটা। আ আপনার যে সমস্যাটা হচ্ছে উম আপনি কিন্তু একটা জিনিস কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এ মানে ঢাকাতে কিন্তু এই যদি আপনি ঢাকাতেই থাকেন আরকি, আ ঢাকাতে কিন্তু এরকম বেশ কিছু আসলে শপিং আ করার জায়গা আছে। স্পেশালি আপনি যদি নিউ মার্কেট অঞ্চলে যান, বা ওডিসি মার্কেটে যান, তো এই মার্কেট গুলোতে দেখা যায় যে এই আপনি যেরকম মালামাল খুঁজছেন, স্পেশালি যে আপনার এক্সপোর্ট কোয়ালিটির হবে আবার দামটাও খুব কম হবে। তো এখানে দেখা যায় যে বিভিন্ন ব্র্যান্ডের যে সকল জামা কাপড় গুলো আছে, স্পেশাল এই যে শীতের যে, যে জামাকাপড়গুলো বা জ্যাকেট গুলো। এখানে আপনি কিন্তু খুব কম দামে এই কোয়ালিটি কন্ট্রোল থেকে বাদ পড়ে যাওয়া যে ব্র্যান্ডের মালগুলো এগুলো কিন্তু আপনি খুব কম দামেই কিন্তু কিনতে পারবেন। এবং এখানে কিন্তু ফিক্সড প্রাইস ও থাকে না, যেখানে আপনার বার্গেনিং করারও একটা সুযোগ থাকে। তবে আপনি যদি চান যে ধরেন আপনি আসলে শীতটা মানাবেন, মানে আপনার শীতের কাপড়টাই কেনা আসলে ব্যাপার না, আপনি যদি শুধু শীতটা মানাতে পারেন চান তাহলে কিন্তু আরো বেশ কিছু কৌশল আছে। আপনি উম বিভিন্ন সস্তায় কিন্তু থার্মাল ড্রেস কিনতে পাওয়া যায়, যেটা আপনি পরে নিবেন বাসা থেকে, আপনার গেঞ্জির মতো আপনার গায়ের স্কিনের সাথে লেগে থাকবে। আপনি প্যান্ট ও একটা পরে নিবেন, নিয়ে তারপরে কিন্তু আপনি নরমাল জামাকাপড় পরবেন। মানে আপনি জ্যাকেট পরবেন না অথচ আপনার শীত মানিয়ে যাবে। এ ধরনের ট্রিকস কিন্তু ফলো করলে আপনার বাজেট টাও কমবে, আবার আপনার যে আসল উদ্দেশ্য সেটাও কিন্তু পূরণ করা যাবে। এ এগুলো কি আসলে এপ্লাই করা যায় কিনা আপনি একবারও ভেবে দেখেছেন বা মনে হয় যে এগুলো কাজে লাগতে পারে?
হুম, জি। হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। উম জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, বুঝতে পেরেছি। হুম, হুম। হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, জি। হুম বুঝতে পারছি। হুম। আব সত্যি কথা বলতে কি, আমি না এভাবে করে আসলে চিন্তা করে দেখিনি। আর বিশেষ করে আর কি যে, থার্মাল যে আসলে কাপড়গুলোর কে কথা বললেন, আ সেই কাপড়গুলোর কথাও আসলে আমি এর আগে বিষয়টা সম্পর্কে অবগত ছিলাম না। তবে এখন <swallows> মনে হচ্ছে যে, আব আসলে যদি আমি এভাবে ব্যবহার করতে পারি, আ বিশেষ করে থার্মাল জাতীয় যে, পো আ পোশাকগুলো আছে আর কি। তো, এতে করে আসলে আমার খরচটা আর কি তুলনামূলক কম হবে? আর ঐ যে আ আমি স্টাইলিশ ও এমন আছে ব্যা ভালো রকমের থাকতে পারবো। কারণ আ শীতকালে আসলে স্টাইলিশের যে ক্ষেত্রটা হয় আর কি, মানুষের ক্ষেত্রে আর কি। আ সেটা আর কি ঐ যে আ কি বলা যায়? ঐ যে, আ <clears throat> আপনার <swallows> যেটা হয় যে আ একটু দামি পোশাক যেমন, leather, তারপরে আপনার PU leather, আ polyester এই বেপ এই বিষয়গুলোতেই আসলে মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যবোধটা একটু বেশি করে। তো আমি না ভাই এভাবে করে আসলে চিন্তা করে দেখিনি যে, এভাবে করে যদি আ থাকা যায়, আ তাহলে এখন মনে হচ্ছে যে, আসলেই আমার এখানে স্টাইলের যে ক্ষেত্রটা যে, আ কম কাপড় পরে আসলে শীতে সকলের সামনে যাওয়ার যে একটা ব্যাপার। আ সেটা কিন্তু আসলে একটা আত্মবিশ্বাসের কিন্তু আসলে একটা আ আ প্রকাশ পায় বলে আসলে মনে হচ্ছে। তো, আমি অবশ্যই আর কি ঐ ভাবেই চেষ্টা করব কারণ আ বিষয়টা আমার কাছে বেশ একটা ভালো লাগার, ভালো লেগেছে যে, আমি এভাবে করে আসলে, এই আর কি আমার যে, আ ক্ষেত্রটা সেটা আসলে আমি খুব ভালোভাবে আর কি খেউ করতে পারবো। তবে এক্ষেত্রে কি আর কোন বিষয় আসলে মাথায় রাখার দরকার আছে? বিশেষ করে যেমনটা আসলে বলছিলেন যে, আ quality defect এ ব্যাপার আর কি। তো এখানে কি আসলে, ঐ যে, quality defect বলতে কি আমরা এক্সপোর্ট শো-রুমের যেগুলা আসলে পাওয়া যায়? বিষয়টা কি অনেকটা আব একই রকম? কারণ এই ব্যাপারটা নিয়ে আমি সন্দেহান ছিলাম যে, কারণ যেটা হয় আর কি যে, কি বলা যায় এটাকে? আপনার আ এক্সপার্ট শো-রুমে ঐ যে হালকা একটু রং বা আ কাপড়ের মানটা ঠিক রেখে আসলে, একটু defect থাকে। তো এখানে কি আসলে বিষয়টা একই রকম যে, কাপড়ের মানটা ঠিক রেখে আ রং অথবা দেখা গেল কোন একটা সেলাইতে সমস্যা, এই জাতীয় কোন একটা defect নাকি ভাই? এই ব্যাপারটা যদি আসলে একটু বলতেন। জি।
জি। জি। একদম। জি। হ্যাঁ। জি। হুম। ব্র্যান্ডের জিনিসগুলো? হ্যাঁ। হুম। আচ্ছা। হুম, এ এই মালামালগুলো আসলে কিভাবে মন ভা আ আসে? আসলে ব্যাপারটা হচ্ছে কি? যখন ধরেন ওদের ১ টা বড় ১ টা লট থাকে অনেক সময় যেটা হয় যে, এগুলো কিন্তু ব্র্যান্ডের এবং হাই-কোয়ালিটির। ওখান থেকে যখন আসলে, যখন দেখে যে quality check এ ১ টা মাত্র মালে কোন একটা সেলাই হয়তো বা প্রবলেম ছিল বা কোন এক জায়গায় ছেঁড়া ছোট বা কোন ১ টা পাওয়া গেছে তখন করে কি? ঐ লট ধরেই আসলে বাতিল করে দেওয়া হয়। আর সেগুলোই সাধারণত আপনার এই যে, নিউ মার্কেট অঞ্চলে বা এই যে আপনার ODC মার্কেটগুলোতে, এগুলোতে কিন্তু আসলে বিক্রি করা হয়। আ আপনি যে Daraz এ ও যদি আপনি একটু খোঁজ নেন, Daraz এ ও কিন্তু খুব সস্তায় আসলে অনলাইন এরকম পাওয়া যায়। এর মতো আরো বিভিন্ন প্লাটফর্ম আছে, Facebook এ অনেকে সেল করে থাকে। তো এগুলো যদি আপনি একটু মনে করেন, bargaining করে, একটু দেখে শুনে নিতে পারেন আর আপনিও তো চান আসলে এ এ শপ থেকেই কিনতে। তো আপনার জন্য তো আসলে একটু ভালোই হবে। আপনি যেয়ে একটু খুঁজে নিলে, আ সুন্দরে আপনি দেখা যাবে যে, বাজেটের মধ্যে পারফেক্ট আপনার জামা-কাপড়টা পেয়ে যাবেন আপনি।
আ, হ্যা। হুম, জি। অ্যা, হ্যাঁ। হুম, জি। উ হুম। হু, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। হুম, জি। হুম, বুঝতে পারছি। না, আসলে ব্যাপারটা আমি আগে আর কি এভাবে করে ভেবে দেখিনি। আর আ এখন মনে হচ্ছে যে, বিষয়টা আগে যদি আসলে জানতে পারতাম তাহলে হয়তোবা আ এর আগে যে শপিং গুলো করেছি, কেনাকাটা গুলো করেছি, সেগুলো আসলে আমার জন্য একটা লাভদায়ক ব্যাপার হতো। তো ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে, আপনি এই বিষয়গুলো আমাকে বললেন আর আমাকে এতই বা ধৈর্য সহকারে শুনলেন তার জন্য, ভালো থাকবেন ভাই আপনি।
জি। কোন অসুবিধা নেই, আপনাকেও অনেক ধন্যবাদ।